হ্যাঁ, হ্যাঁ। সত্যি বলতে আপনার এই প্রশ্নটাও আমাকে ওই ফার্স্ট সেমিস্টারেই নিয়ে চলে গেছে। কারণ ফার্স্ট সেমিস্টারে এমনই ছিল। আমি রাতে ঘুমানোর আগে দেখা গেল ২ ঘণ্টা ফোন টিপতাম সকালে ঘুম থেকে উঠেও আবার ১ ঘন্টা ফোন টিপতাম। মানে ঘুম থেকে উঠার সাথে, সাথে, আমাদের যেমন হয় অনেকেই যেমন করে যে, ফোন থেকে ওই ঘুম থেকে উঠে সাথে, সাথে, ঘড়ির দিকে তাকায়। আমি যেটা করতাম ফোন ঘুম থেকে উঠে সাথে, সাথে, ফোনটা হাতে নিয়ে দেখতাম যে কে মেসেজ দিলো, কি আসলো না আসল আজকের কি আপডেট এইগুলা হয়তো। তো ওই জিনিসটাও আমার দেখা যেত যে আমার ভাই রেজাল্ট খারাপ হওয়ার পিছনে একটা কারণ। কারণ সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই জানি যে আমাদের ব্রেইন তখন একেবারে হয়তো কাজকর্ম একেবারে ছেড়ে দেয়। যেটা দেখা যায় তখন সাথে সাথেই তাকে কোন চাপ দেওয়া যায় না। তখনই যদি আমরা ফোন নিয়ে হ্যাঁ। ঘাটাঘাটি শুরু করি যে আজকে কী হলো, কালকে কি, কি, ছিল। যেমন আমি ফুটবল দেখি। তো ফুটবলের কি স্কোর ছিল, কি হইল না হইল এইগুলা যদি দেখা শুরু করি, ব্রেইনকে সাথে, সাথে একটা চাপ দেওয়া শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, 1st সেমিস্টার এ এটা হওয়ার কারণে পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে, না ফোন জিনিসটাও আমার একটু কন্ট্রোল করতে হবে। এখন যেটা করি যে আমি রাতের বেলা ঘুমানোর আগেই আমার ফোনে ডু নট ডিস্টার্ব মোড অন করে রেখে দেই। এবং সকালে এবং রাতেই আমার ফোনটাকে একটু দূরে রাখি। যাতে করে সকালে ঘুম ভাঙার সাথে, সাথে ফোনটা না ধরতে পারি। যাতে আমার একটু উঠতে হয়, হ্যাঁ একটু উঠতে হয়, উঠে একটু শান্তিতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হু। আচ্ছা। ঘড়ির দিকে তাকায়, হ্যাঁ। হু, কি হ্যাঁ, হ্যাঁ কি বিষয়, হ্যাঁ। কারণ ছিল হ্যাঁ। হ্যাঁ। নামতে চায় না রাইট। হুম। হ্যাঁ। একটা চাপ দেওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা। হুম। হুম। ফোনটা হাতে না পাওয়া যায় রাইট। হ্যাঁ, এটা এটাকে একটা সুন্দর ট্রিক আপনি ফলো করেন। এই ট্রিকটা খুবই অ্যা সুন্দর লাগলো এবং ভালো লাগলো। দেখা যায় যে, ফোনটা যদি আমরা একটু দূরে রেখে দেই তাইলে ঘুম থেকে ওঠার সাথে, সাথে, হয়তো এটা দেখতে হয় না। আবার অনেকে টাইম দেখার জন্য হ্যাঁ, অনেকেই দেখা যায় টাইম দেখার জন্য যে ঘুম থেকে উঠার পর কয়টা বাজে এটা তো আসলে সবাই যে দেখতে চায় বা জানতে চায়। <sniffs> সেক্ষেত্রে ফোনের বিকল্প হিসেবে টাইম দেখার জন্য জাস্ট ওই যে অ্যানালগ যে ঘড়িগুলো ওই গুলো কি বাসার দেয়ালে টানাইলে, সেটা ওই ফোন ঘুম থেকে উঠেই ফোন দেখার অভ্যাসটা কিছুটা দূর করতে পারে কিনা?
হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে যেটা করি যে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, দূরে রাখার কারণে দেখা যায় হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

আচ্ছা, আচ্ছা। সত্যি বলতে এখানে যেটা অনেকের ক্ষেত্রে শুরুতে যেটা জিজ্ঞেস করলেন, যে পরীক্ষার রেজাল্ট কি মানুষকে ট্রিগার করে কিনা? হ্যাঁ, আমি মনে করি সবাইকেই ট্রিগার করে কারণ দিন শেষে আমরা না পড়লেও দেখা যায় যে আমি সারা বছর নাও পড়ি সারা সারা বছর ফাঁকিবাজিও করি। যখন দিন শেষে বা সময় শেষে যখন আমাদের কে রেজাল্টটা দেয়, তখন আমরা রেজাল্ট খারাপ পেলে তখন সবার কাছেই খারাপ লাগে। কারণ আমরা সবাই চাই যে ভালো একটা রেজাল্ট করতে। হ্যাঁ, হ্যাঁ, আমরা সবাই চাই যে টিচাররা আমাদেরকেও ভালো বলবে। দেখা যাবে আমি আমার একটা বন্ধু একসাথেই সারাদিন থাকি, সবসময় থাকি। দেখা গেল ওকে টিচার অনেক বেশি প্রশংসা করতেছে। আমাকে করতেছে না। তো এখানে আমি বলতেছি না যে, আমাদের হিংসার ব্যাপারটা আসে। এখানে আমাদের ভিতরে এই ন্যাচারালি জিনিসটা আসে যে, হ্যাঁ, আমারও তো একটু ভালো করার কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন দেখা যায় যে, হ্যাঁ, সবাই মনে করে যে, হ্যাঁ, আমাদেরও তো একটু ভালো শুনতে ইচ্ছা করে বা আমরাও ভালো শুনলে একটু ভালো লাগবে। মানে মোট কথা মানুষ হিসেবে আমরা সবসময় আমরা চাই যে, আমাদেরকে মানুষ একটু ভালো বলুক। তো সেই ক্ষেত্রে যখন কেউ খারাপ রেজাল্ট করে তখন তার মধ্যে এই অনুশোচনাটা চলেই আসে যে, না, এখন থেকে আমার ভালো করতে হবে। যেমনটা আপনি জিগে জিজ্ঞেস করলেন যে, মানুষ অন্যদের ক্ষেত্রে এমন হয় কিনা? আমি যেটা বললাম যে, আমি যেমন বললাম যে, আমার ফার্স্ট সেমেস্টার এ খুব বাজে রেজাল্ট হওয়ার কারণে আমি সকালে রুটিনটা তৈরি করে ফেলেছি যে, সবসময় সকালে এখন পড়াশোনা করি। আমার সাথে কয়েকজন বন্ধু যাদেরও রি তাদেরও রেজাল্ট খারাপ হয়েছিল, তারাও এই কাজটা করা শুরু করেছিল। আমার দেখাদেখি হয়তো করা শুরু করেছিল। কারণ আমি বলেছিলাম তাদেরকে সকালে এই কাজটা করতে। তারাও পরবর্তীতে এটা শুরু করেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হুম। খারাপ লাগে। হ্যাঁ, একটা মানসিক চাপ অনুভব করতে হয় তখন। হ্যাঁ। হ্যাঁ। একটা, একটা সুস্থ প্রতিযোগিতা, একটা সুস্থ প্রতিযোগিতা থাকলে তো ভালো হয় সব, সব ক্ষেত্রেই। ভালো লাগবে। রাইট। হ্যাঁ, হ্যাঁ। রাইট। হু। আচ্ছা, আপনি এই উদ্যোগটা নিয়েছিলেন। হ্যাঁ, আপনি শুরু থেকে এটা নিয়ে ভালো ফল পেয়েছেন, যেজন্য হচ্ছে আপনি আপনার বন্ধুদের আ সাজেস্ট করেছেন। হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ফল পাওয়ার পরে তাদেরকে বলেছিলাম যে, হ্যাঁ, হ্যাঁ, তোদের যেহেতু রিজাল্ট খারাপ, তোরা চাইলে আমার এটা ফলো করতে পারিস। আমি এটা করতেছি, করাতে আমি উপকৃত হয়েছি। তো তারাও এখন ওইটা করা শুরু করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। এতে করে হয়তো তারাও ভালো ফল পাবে। হ্যাঁ। আচ্ছা এমন হয় কি যে, ঘুম থেকে উঠার পরেই আ সবাই তার ফোনটা হাতে নিয়ে নোটিফিকেশন গুলা চেক করে বা মেইল চেক করে। তো সেটা আসলে তার সকালের কাজগুলো বা তার দৈনন্দিন জীবনের যে কাজগুলো, অ সেটা শুরু করতে, কোন ধরনের ডিলে করে কিনা বা সে তার ফোকাসটা আসলে নষ্ট হয়ে যায় কিনা।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

হ্যাঁ, সত্যি বলতে এখানে হ্যাঁ, এই জিনিসটা সবারই হয়। আমারও হয়। দেখা গেল অনেক ক্ষেত্রে হয়তো একটু জীবনটা একটু বিজি হয়ে যায়। যেক্ষেত্রে আমরা চাইলেও আমাদের যে রেগুলার রুটিন ওইটা মেইনটেইন করতে পারি না। এমন অনেক সময় হয় যে আমার ঘুমোতে ঘুমাতে যেতে হয় ৩ঃ০০ টা বাজে। এটা যেমন কিছুদিন আগেই আমার হয়েছে আমি যদি বলি, কিছুদিন আগে আমার প্রেজেন্টেশন ছিল তো রাতের বেলা আমার স্লাইড তৈরি করতে হয়েছিল। তো চাইলেও আমি তখন ১২ঃ০০ টা বাজে ঘুমাতে পারিনি। যদিও আমি চাচ্ছিলাম ঘুমোতে তখন আমার ওই সময় বসে, বসে আমার স্লাইডগুলা তৈরি করতে হয়েছে এবং ৩ঃ০০ টা বেজে গিয়েছিল। তো ঐদিন আমার ঘুম অবশ্যই ৪ ঘণ্টা হয়েছে। যেহেতু সকালে উঠতে হবে আমার ইউনিভার্সিটি তো আর বাদ দিতে পারব না। সেদিন আমার হয়েছিল কি বিকালবেলা আমার অনেক ঘুম এসেছিল। তো তখন আমি চেষ্টা করেছিলাম যে বাসায় আসার পরে আমার হাতে ২ ঘন্টা সময় ছিল। তো তখন ওই ২ ঘন্টার মধ্যে ১ ঘন্টা আমি ঘুমিয়ে নিয়েছিলাম। যাতে করেও আমার ওই ঘুমের যে গ্যাপ টা যাতে পূরণ হয়ে যায়। কারণ আমি চাইলেও যেহেতু আমি একটা রুটিন মেইনটেইন করি হ্যাঁ।
পারা যায় না, হ্যাঁ। হুম। হু। আচ্ছা। আচ্ছা। করতে হবে হ্যাঁ। হুম। হুম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে নতুন কোন অভ্যাস করতে হলে সেটা শুরুর দিকে একটু টাফ লাগে। অনেক সময় দেখা যায় যে সেটা মেইনটেইন করে একটু কষ্ট হয়। আ অনেকেই দেখা যায় যে হয়তো ঘুমের অভ্যাস ঠিক করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে আ সকালে উঠার জন্য। কিন্তু আ শুরুর দিকে অনেক কঠিন থাকে তো হয়তো সেটা মেইনটেইন করতে পা পারে না বা সেটাতে ফোকাস ঠিক ক আ রাখতে পারে না। তো আপনি কি পরামর্শ দিবেন তাদেরকে যে তারা আসলে কিভাবে অ্যা মে এটা মেইনটেইন করতে পারে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ঠিক, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। আমি বলব এখানে হ্যাঁ, সত্যি বলতে আমার ক্ষেত্রেও এটা হয়েছিল। আমি শুরুর দিনগুলাতে এই যে এখন যেভাবে বললাম এত ইজি ভাবে যে আমি আবা এই সময় উঠি এই সময়ে এই কাজগুলা করে ফেলি। তখন আমি চাইলেও এটা করতে পারতাম না। অনেক ক্ষেত্রে আমার ঘুম থেকে উঠার পরে দেখা গেলো আমি এলার্মটা অফ করে আবার ঘুমায় যেতাম। কারণ তখন শুরুর দিকে। কিন্তু তখন আমার মধ্যে একটা জিনিস মেইন ছিল সেটা হল determination মানে সমস্যা নেই আজকে করতে পারলাম না। কালকে অবশ্যই করব। বা পরশুদিন করতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মানে আমার কথা হইলো এটাই যেহেতু আমি শুরু করেছি আমি চাইলে এখন পারফেক্ট হতে পারব না। আস্তে, আস্তে করব। তো সবার ক্ষেত্রে আমি পরামর্শ এটাই দিবো তারা হয়তো শুরুতেই এটা করতে পারবে না শুরুতে তাদের কাছে অনেক বেশি ক কঠিন মনে হবে। আস্তে, আস্তে এটা মেইনটেইন করতে হবে। একদিন না করতে পারলে পরের দিন করতে হবে।
আচ্ছা। শুরুর দিকে হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কিন্তু এটা করতেই হবে এরকম একটা মাইন্ড সেট আপ আপনার মধ্যে ছিল? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। এটা কত দিনের কত দিনের একটা টাইম ফ্রেম আ ধরা যায় যে কতদিন সে যদি একটা অভ্যাস কন্টিনিউয়াস মেইনটেইন করে, একটু জোর করে হলেও বা কষ্ট করে হলেও, আ তাহলে সেটা মেইনটেইন করতে পারবে?
অ্যা হ্যাঁ, হ্যাঁ। এটা বলতে গেলে সে যদি ১ মাস কষ্ট করে, ১ মাস খুব বেশি কষ্ট করে নিজেকে অনেক বেশি পুশ করে, তাহলে পরের মাস থেকে তার আর কোন পুশ করতে হবে না। নিজে থেকে তার এটা হয়ে যাবে।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ১ মাস। ঠিক আছে। ভালো লাগলো আমরা কথা শুনে। আপনার দিনগুলো অনেক গুছানো। আশা করি দিনগুলো ভালো কাটবে। ভালো থাকবেন। শুভকামনা।
আপনার সাথেও কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ আবার কথা হবে।